আপু, একটা সত্যি কথা বলি, আমি শুয়ে, শুয়ে reels ঘুরাই সারাটা দিন। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। <chuckles> আমি দেখিও না। আমার সময় এভাবেই কাটাতে মানে কেটে যায়, আর কি করব? তার পাশাপাশি anime দেখি অনেক। So so anime তে দেখতে, দেখতে আসলে time পার হয়ে যায়। তারপর food reviews দেখি আর খাই। তো এইভাবে সময় কাটে। কিন্তু, আম আমার মনে হয় anime টা বেশিরভাগই যখন TV show দেখি তখন anime দেখি না, কিন্তু যখন আবার anime দেখি TV show দেখি না, এমন type। So এর
হুম। হ্যাঁ বলেন। <laughs> হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। ওহ চমৎকার! হুম। <chuckles> হুম। <chuckles> হুম। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। মানে একটা না একটা flow চলতে থাকে আর কি। আমার বোনকেও দেখি, আমার ছোট বোন প্রচুর anime দেখে। ও যখন একটা anime দেখে এরপরে দেখতেই থাকে, দেখতেই থাকে। দেখি যে এর মাঝে কোনো কিছু দেখে না।
হ্যাঁ। আচ্ছা। Exactly. হ্যাঁ, হ্যাঁ, ওরকমটাই আপু same, same। আসলে কি anime এত বেশি সুন্দরভাবে written, আপনার ১ টা episode দেখলে মনে হবে যে আচ্ছা এর পরেরটা কি হয়, এর পরেরটা কি হয়, পরেরটা কি হয়? অনেকটা TV show র মতনই। তো, হুম। আর reels এর কথা যেটা বললাম যে আমার friend রা বুঝছেন, পুরা সপ্তাহ reels পাঠিয়ে রাখে। না দেখলে আমারে রাগ করে। So, ওই ছুটির দিনে শুক্র, শনিবারই হচ্ছে আমি দেখতে পারি ওই reels গুলো সবগুলো দেখে reply দেওয়া লাগে। এই এত এত
হুম। <chuckles> হুম। হুম। হ্যাঁ। <chuckles> আচ্ছা। ওহো! হুম। হ্যাঁ। <chuckles> হুম। একদম। আমার ক্ষেত্রেও এই জিনিসটা হয় কিন্তু। আমার যে best friend সে আমাকে শুধু reels পাঠাতে থাকে, আর reels পাঠাতে থাকে। তো দেখা যাচ্ছে যে একদম relatable। ওকে কিছু না দিলে সে হয়তো ভাববে যে ও শুধু reels পাঠাচ্ছে, আমি কিছু দেখছি না, react-ও দিচ্ছি না। তো প্রত্যেকটা <chuckles> একদম। আর এত্তগুলো পাঠায়, মানে সেগুলোর প্রত্যেকটা দেখাও অনেক time-এর ব্যাপার। <chuckles>
বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আমারো। হ্যাঁ, হ্যাঁ। ওটাই 1 sided friendship. I know আপু same, আমারও same। কিন্তু বলতেও পারি না যে best friend তো, কি করব? <chuckles> তো আমারে দেখা লাগে পরে
<chuckles> হুম। হ্যাঁ। <chuckles> বাট সেটাও একটা ভালো। মানে মাঝেমাঝে কথা হয় না, শুধু reels দিয়ে আমরা, reels বা meme দিয়ে আমরা হচ্ছে যে আদান-প্রদান করি কথাবার্তা।
হুম। communicate করে। হ্যাঁ, ওইটাই। এক এখনকার generation এই অবস্থা যে সবাই reels পাঠিয়ে conversation করে। তারপরে দেখবেন, আ Discord এ গল্প-টল্প করে। তো আসলে বলতে গেলে সাধারণ ছুটির দিনেও আমি Discord এ বসে friends এর সাথে একসাথেই movie দেখি, গল্প করি। মজা আছে আসলে। খুবই আমার মনে হয় বড় ছুটির দিনের থেকে সাধারণ ছুটির দিনটা একটু বেশি exciting। কারণ কম সময় থাকে তো, তো বেশি ইচ্ছা করে যে বেশি জিনিস করি। একদম মানে living it to the fullest বলে না? একদম ওটাই। <chuckles> হ্যাঁ।
হ্যাঁ। <chuckles> একদম। হুম। হুম। এটা ভালো। <chuckles> না আসলেই। হুম। হ্যাঁ। হ্যাঁ। একদম। <chuckles> হ্যাঁ। সেটাও আমার ক্ষেত্রেও হয়। আর আসলে আমারও সাধারণ দিনগুলোই বেশি ভালো। সাধারণ ছুটির দিনগুলোই বেশি ভালো যায়। আর আপুর সাথে তো কথা বলে আসলে আজ আমার সাধারণ দিনটি বেশ ভালো গেল। কারণ আপনার সাথে আমার অনেক কিছু মিল আছে আশা করি সামনে এভাবে মজাদার আড্ডা হতে থাকবে। আর তো আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। <chuckles> অবশ্যই। <chuckles> অবশ্যই।
হুম, হুম। হুম, হুম। <chuckles> হ্যাঁ। আপনার সাথেও ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও যেন গল্প করতে পারি জীবনের ব্যাপারে। আপনার সাধারণ বাকি দিনটা একটু ভালো হতো কাটিয়ে। আল্লাহ হাফেজ আপু ধন্যবাদ। শুভ রাত
অবশ্যই। আল্লাহ হাফেজ। Good luck. জি।
আপনিও।

আচ্ছা। মানে আমি দেখছিলাম যে অনেক মানে reviews আর everything আসছিল। এরপর বলতেছিল "Wicked" এসে পড়েছে Cineplex এ। আমি যে যেতেই পারি নাই, timing ছিল না। বাট এখন যখন যেতে পারবো বা সময় হাতে এসেছে, এখন আর ভালো কিছু পাচ্ছি না। হ্যাঁ? অ্যাত আর যেসব আছে একদ মই একটাও ভালো না। তো কি করার।
উম হুম। <chuckles> হুম, হুম। হুম। চলে গিয়েছে। হুম। হুম। <chuckles> না আমি ভেবেছিলাম 'Final Destination' টা হয়তো দেখবো। দেখি যদি মানে পাই আমিও হয়তো দেখতে যাবো। কারণ আমি ওই franchise এ খুবই বড় fan। আ ছোটবেলায় দেখে আসলে তু সামনে দিয়ে truck গেলেই ভয় লাগে। তো তবুও <laughs> হ্যাঁ, তবুও আসলে মজা আছে। আমি দেখবো দেখি next week এ খুব সম্ভব, এই week এই, আ মানে এই weekend এ দেখি যাবো।
ও! হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। উম actually 'Final Destination' is gonna be fun! আ ওই যে first যে অ্যা actress টা ছিল না? সে আসলে best। she is a really good actress আমার যেটা মনে হয়। অভিনেত্রীটা মানে চমৎকার যে acting করে। আর ওর অনেক movie তেই আছে আমার যা যেটা মনে হয়। So আমিও দেখব হয়তো। আপনি তবুও review দিয়েন আমাকে, এরপর দেখতে যাব।
হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হুম। হুম। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আর আসলে ভালো horror movie ইদানিং অনেক পাওয়া যায় না। সেই ক্ষেত্রে একটু কষ্ট লাগে। কারণ আমি আসলে horror ও ভালো লাগে। আমি movie রই আসলে fan. ভালো movie বিশেষ করে horror হুম?
তার পাশাপাশি। ওহ! নাই। 'Siccin' দেখেছেন? 'Dabbe' 'Siccin'?
ওহো! দেখেছিলাম। কিন্তু আমার মানে ভালো লাগেনি কেন জানি। একটু মানে, অ মানে কেন জানি ভালো লাগেনি। আমি একটা দেখেছিলাম 'Siccin' এর আ Netflix এ দেখেছিলাম। অত বেশি ভালো লাগেনি। আমার কাছে দেখা যাচ্ছে 'Conjuring', 'Saw', আ 'Annabelle', 'Annabelle' যদিও ভয়ঙ্কর ছিল না but তবুও দেখে কিন্তু মজা আছে। একা, একা দেখলে মজা লাগে। হুম।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হু, হু। আ বোঝা যায়। wow আপু! আমি তো ভূতের movie দেখতেই পারি না। So যতবার ভূতের রিলস-টিলস আসে আমি কি করি YouTube এ যে একটা cartoon ছেড়ে দেই। <laughs>
উহ। ওহো! হুম। <laughs> না একা, একা থাকলে এরকম হয়। আমি হুম, আমার একটা, আ হাস্যকর কাহিনী বলি। আমি হচ্ছে একটা movie দেখা শুরু করেছিলাম 'Light Sound' এটা বেশ হ ভালো horror movie, ভয়ঙ্করও। একা, একা ছিলাম বাসায়। আ আমি একা, একা বাসায় ছিলাম। আমার বাবা-মা বাসায় ছিলেন, আমার বোনও বাসায় ছিল না। আমি ভাবলাম যে না আমি তো এমনি অনেক সাহসী, আমি দেখতেই পারি। দেখার পরে হুট করে কারেন্ট চলে গেল। আর আমি সেটার মাধমে কারেন্ট গেলেই ই সামনে আসে এরকম type এর কিছু। তো এমন ভয় পেয়েছিলাম পুরো রাত light জ্বেলে ঘুমিয়েছি তো। <chuckles> এরকম আছেও আর কি। এটার back, bad side ও আছে আর কি।
এর reality হতে থাকতে চাই না। Yeah আমি একদমই দেখতে পারি না। অনেক বাজে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি, ভালো লাগেনি। আচ্ছা। উহু। আয়হায়। হু। <chuckles> আল্লাহ। হ্যাঁ, অবশ্যই। মানে ভূতের movie তো ওটাই করা উচিত। মানে করে। Good like একটা good feeling দেয় যেটা adrenaline rush দেয়, এরপর আবার ভয়ানক, ভয়ে ভয়ে পাওয়ায় দেয়। যাই হোক, আমি ভূতের movie তো দে
হুম। <chuckles> হ্যাঁ। একদম। <chuckles> আপু আর ছু ছুটি দিনে আর কি ক কি করেন?

একদম, একদম। আমারও একদম সেম। কিন্তু আ আম্মু যেতে দেয় না। আপনার মতো এত লাকি না আমি। তো <chuckles> আম্মু যেটা করে আমি যেটা করি যে, প্রত্যেক ফ্রাইডে, স্যাটারডে আমাদের ফ্রেন্ডস দের গ্রুপ আছে। ওখানে টেক্সট দিই, "কিরে তোরা ফ্রি?" আ একেকজন একেক কথা বলে। সো যখন যারা ফ্রি থাকে আমার ছাদে চলে আসে। আমার ছাদে সবাই chill করি, গল্প-টল্প করি, chill out করি। আ তারপরে হচ্ছে রাত ১১ঃ০০ -১১ঃ৩০ বাজে ওদের, তারপর বাসায় যায়, এমন করে। না হলে আমার কাজিন এর বাসায় যাই। কাছে আমি থাকি ৪ তালায়, ওরা থাকে ৩ তালায়। তো, প্রত্যেক শুক্রবারে ওরও তো অফিস থাকে, আমারও কাজ থাকে, ইউনিভার্সিটি থাকে। সো আমরা উইকেন্ড যেই মানে একে অপরকে সময় দিতে পারি। তো আমরা একসাথে stay over করি, রাত্রে মুভি দেখি, অনেক কিছু, একসাথে সবকিছু করা যায়। এটাই আ মানে এর থেকে বেস্ট আর টাইম নাই। রাত ৩ঃ০০-৪ঃ০০ র সময় উঠে, যখন দেখবে সাধারণ ছুটির দিনগুলোতেই দেখব যে, যে স্পেশালি
<chuckles> হ্যাঁ। <chuckles> হুম, আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা। হুম। আচ্ছা। ওহ বাহ! হুম। হুম। হ্যাঁ। <chuckles> হুম। আচ্ছা। ওহ বাহ! হুম, হুম। ও! <chuckles> হুম। <chuckles> অবশ্যই। হুম। <chuckles> না হ্যাঁ। এটা আসলে কিন্তু ভালো। আমি আসলে অত লাকি না। আমার কাজিনরা আসলে অত বেশি আশেপাশে নেই। আর আমাদের কাজিনরাও হচ্ছে একটা weird অবস্থা। weird অবস্থা কি, যে আমার মা হচ্ছে সবার ছোট ওদের ফ্যামিলি তে। আমার বাবা হচ্ছে ওদের ফ্যামিলিতে সবচেয়ে বড়। তো আমার বাবার সাইডে এর ফ্যামিলিতে আমার কাজিনরা হচ্ছে ৩-৪ বছর বয়স। আর আমার মায়ের সাইডের ফ্যামিলিতে আমার কাজিন দের বয়স হচ্ছে ৩৫-৩৬ যেটা হচ্ছে যে আমি একদম মাঝে পড়ে গিয়েছি। আমার সাথে সবারই difference অনেক। তো আমি হচ্ছে যে মাঝে, তো অত বেশি hangout কাজিন দের সাথে হয় না। কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে প্রচুর হয়। এই যে মাঝে, মাঝে খাবারও আ experiment করি। আর মুভি তো আসলে মুভি বেশ পছন্দ করি। আ হলে গিয়ে দেখতে মাঝে, মাঝে ভালো লাগে। যেমন যদিও বেশি ভালো মুভি আসে দেখে দেখা হয়নি। রিসেন্টলি আমি 'Wicked' দেখেছিলাম, আ সেটাই দেখা হয়েছিল। তারপরে আসলে তেমন কোন মুভি এখন ভালো ছিল। আমি আসলে musical পছন্দ করি তো, তাই আমার কাছে ভালো লেগেছে। আ যারা musical পছন্দ করে না তাদের কাছে ভালো নাও লাগতে পারে।
ইয়া এতটাই। হুম, হুম। হু, হু হুম। কেন? আচ্ছা। সো আ ওহো! আহারে! উহু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। বুঝি নাই ভালোমতো। ও! 'Wicked' কেমন ছিল? আচ্ছা। বাহ!